আসলে বেশ এ কিছুদিন থেকে না মন খারাপ হয়ে যাচ্ছে। যে কি করব না করব কোনভাবেই সমাধান খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে কোন কাজে মনও বসতেছে না। আ মনে হচ্ছে কি যে আসলে আমার জীবন থেকে মনে হচ্ছে আমি পিছিয়ে যাচ্ছি সময়ের জন্য। মানে আমার দ্বারা কাজ হচ্ছে কিন্তু মানে কাজের কাজ হচ্ছে না। মানে কাজটা মানে করতে যাচ্ছি। কাজটা মনে হয় এলোমেলো হয়ে যাচ্ছে। কখনো আবার করে ছেড়ে দিচ্ছি। তো এটা যখন আবার হচ্ছে কখন যখন আমার সপ্তাহের শেষে যখন আমি report গুলা দেখতেছি, তখন কিন্তু আসলে বুঝতে পারতেছি। তো এটা নিয়ে যে সমাধান করব সে ব্যাপারটাও হচ্ছে না। আসলে কিভাবে কি করব, তাই বারবার বিষন্ন হয়ে যাচ্ছি আরকি।
হুম। হু। ওহ, হো! হু, হুম। ও! জি, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আসলে আপনি মানসিকভাবে খুব একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আ আচ্ছা আপনি যদি আমাকে ঠিক আর একটু ক্লিয়ার করে বলেন যে আসলে মূলত আ কোন কাজগুলোর কারণে আপনি এমনটা ঠিক অনুভব করছেন, সেগুলো কি দৈনন্দিন কোন কাজ? নাকি কোন ব্যক্তিগত কাজ, নাকি অন্য কোন কিছু?
জি। জি, আসলে দেখা যাচ্ছে যে আমি একটা চাকরি করি। তো চ চাকরির পাশাপাশিও তো দেখা যাচ্ছে অনেক কিছু করতে হয়। যেমন ফ্যামিলিকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, বন্ধুবান্ধবদের সময় দেওয়া। তো এগুলাও কিন্তু আমার একটা কাজের মধ্যে পড়ে। তো সেই কাজগুলা কোনোটা যে কোনটা আগে করব, কোনটা পরে করব। যে অফিসে যেমন আমার indoor outdoor কিন্তু সামলাতে হয়। আবার দেখা যাচ্ছে যে মাঝে, মাঝে, project গুলা কমপ্লিট করতে হয়। আমাকে laptop এ অনেক রিপোর্ট তৈরি করতে হয়। তো দেখা যাচ্ছে কি অনেক কাজের একটা চাপ আছে। তো এই কাজের চাপটাতে আ দেখা যাচ্ছে কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটাতে সকালে সময় দেওয়া দরকার, কোহানে কোথায় বিকালে সময় দেওয়া দরকার। <smacks lips> তো এই নিয়ে না বেশ এলোমেলো হয়ে যাচ্ছে। তো এ কখনো, কখনো, এমন হচ্ছে যে কাজ সঠিক সময়ে করতে না পেরে কাজের পাহাড় জমে যাচ্ছে। তারপর হুট করে আবার ভয় লাগতেছে, "যে একটু আ কবে শেষ করবো কবে শেষ করবো?" তো এখন দেখা যাচ্ছে কি যে মাঝে, মাঝে, মানসিকতাও নষ্ট হয়ে যাচ্ছে। যে আগে যেমন কত ভালো ছিলাম, সবার সাথে সুন্দরভাবে কথা বলতাম। এখন মনে হচ্ছে কোন এক ঘরের কোণোয় গিয়ে চুপ করে থাকি। অ্যা যে বদ্ধ হয়ে থাকি, বেরও বের না হই। কারো সাথে কথা বলতে ভাল লাগে না। কথা বললেই দেখাচ্ছে, কেউ কিছু বললে অল্পতে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। বেশিক্ষণ কারো সাথে মিশতে মন চাচ্ছে না। তো ব্যাপারগুলাতে না খুব খারাপ লাগতেছে আরকি। কাজের দিক দিয়েও মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছি অনেক।
হুম। হু, হু। আচ্ছা। হু। ওহ, হো। হু, হু। ও হুম। হু, হু। জ্বি, বুঝতে পারছি। আসলে একসাথে অনেক দায়িত্ব যদি চলে আসে, সেটা আসলে এ্যাঁ অনেক ক্ষেত্রে বিভ্রান্তি হয়। এটা একদম স্বাভাবিক। তো আপনি যেই কাজটি করতে পারেন যে আপনার ১ম এ এ্যাঁ যেই কাজগুলোকে আসলে খুব একটা প্রাধান্য দেওয়া উচিত। যেগুলো আপনার মনে হয় যে আসলে এই কাজগুলো আপনার সবার আগে করা উচিত বা এই কাজগুলো একটু পরে করলেও খুব একটা ক্ষতি নেই। তো এভাবে যদি আপনি আসলে বড় এবং ছোট কাজ গুলোকে একটু লক্ষ্য নির্ধারণ করতে পারেন। এবং এ্যাঁ পাশাপাশি যদি আপনার এ্যাঁ যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে যে আপনি এ্যাঁ একটু অপেক্ষা করতে পারেন যে আসলে আপনার কোন সময়টা আপনার জন্য উপযোগী বা কোন সময়টা আসলে আপনি এ্যাঁ খুব একটু মনোযোগ দিতে পারছেন কাজের ক্ষেত্রে। তো এভাবে এ্যাঁ কোন ডেডলাইন এ্যাঁ কি এ মেইনটেইন করা হয়? নাকি এ্যাঁ কখনো এরকম ভাবে চেষ্টা করেছেন কিনা একটু জানাবেন?
জ্বি। জ্বি। জ্বি। আচ্ছা। আসলেহ আমি কিন্তু কিভাবে কখনো চেষ্টা করিনি। আর বিশেষ করে আপনার এই কথাটা শুনে কিন্তু আসলে মানে একটু হলেও শান্তি পাচ্ছি। কারণ হলো কি যে দেখা যাচ্ছে আমি অফিসে যাচ্ছি। মনে হচ্ছে সব কাজ হচ্ছে, কিন্তু কোন কাজই হচ্ছে না। মানে তাল মিলিয়ে ফেলতেছি। দেখা যাচ্ছে কখনো বসের রিপোর্ট এর চাপ। হ্যাঁ? মনে হচ্ছে বসের চাপে একটু তাড়াতাড়ি করি। আবার দেখা যাচ্ছে আউটডোর এ যে মেম মেম্বার হ্যান্ডেল করতে হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টগুলা। তো এই ব্যাপারটা হচ্ছে আবার কি, কি ক্লায়েন্ট হ্যান্ডেল করলাম সেটাও আবার লিখে রাখতে হচ্ছে। তো সব মিলে কিন্তু কখনো মনে হচ্ছে যে এই কাজটা আগে করি। এই কাজটা মিস করলে হয়তোবা পরে করতে পারব না। আবার মনে হচ্ছে এই কাজটা বড় কাজ বস বস যেহেতুক দিয়েছে, এই কাজটা আবার বড় কাজ। আবার সদস্য দেখা যাচ্ছে কখনো ফোন দিয়ে বলতেছে, "আপ আমার হিসাবটা দেন। আমার কি অবস্থা একটু WhatsApp করে সব পাঠায় দেন।" তো তার কাজটাও আবার ইম্পোর্টেন্ট। <smacks lips> যেহেতু অফিসে তাদেরই ক্লায়েন্ট নিয়ন্ত্রণ কাজ। এখন ক্লায়েন্ট যদি ভালো না থাকে, তাহলে তো আমরাও ভালো থাকতে পারব না। তো বছর শেষেও একটা রিপোর্ট খারাপ হবে। তো আবার বস আবার দেখা যাচ্ছে বড় হেড অফিস এর সাথে কানেক্টেড। এ্যাঁ সেখানেও আবার রিপোর্টগুলা লাগতেছে। তো কখনো, কখনো না নিজেকে যে তাল মিলিয়ে চলবো কোনটা আ আগে করা দরকার, কোনটা পরে করা দরকার। আসলে বসের সাথে কথা বলেও কি কোন সংলা সমাধান সম্ভব। মানে খালি ভেবে যাচ্ছি। মানে এ থেকে যে বের হয়ে যে নিজেকে ভালো করে সাজাবো। মানে এমন হচ্ছে কি যে শুধুমাত্র আমি কাজ করেই যাচ্ছি। কিন্তু কাজের যে একটা উপভোগ, কাজ করলে যে ভালো লাগে, কাজ করার শেষে যে আসলে এ্যাঁ নিজের পরিবারের সাথে আনন্দ উপভোগ করা যায়। এ্যাঁ এটা কিন্তু হচ্ছে না। তো মনে হচ্ছে কি যে আসলে আনন্দ হচ্ছে মনে হয় আমার অফিসে থাকার যে সময়গুলা সেটাই হচ্ছে যে দেখা যাচ্ছে অফিসে থাকতেছি, ল্যাপটপে কাজ করতেছি। তো কাজ করেই যাচ্ছি, করেই যাচ্ছি। ল্যাপটপের আনন্দ হচ্ছে। ওকে ভালো লাগতেছে। মনে হচ্ছে আমাকে ভালো লাগতেছে না। আমি জোর করে বসে আছি। মন টিকতেছে না। তো এই নিয়ে না মাঝে, মাঝে বসের সাথে তারপর দেখা যাচ্ছে অফিস স্টাফদের সাথে মাঝে, মাঝে একটু হুটহাট করে রাগারাগি হয়ে যাচ্ছে। এ্যাঁ যে মেন্টালিটি ভাবও অ অনেক মানুষ হচ্ছে টর্চার হচ্ছি। তোহ ব্যাপারগুলো খুব মেইনটেইন করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে আরকি আজকাল। তবে আপনি যেটা বললেন যে আসলে চেকলিস্ট যদি তৈরি করি, কোন একটা তাহলে সুবিধা হবে। তো এই ব্যাপারটা কিন্তু আসলে আসলে আমি শুনেছি। কিন্তু আসলে সই এই যে আমার বিপদের সময় যে আমি এইভাব এরকম একটা পরামর্শ পাবো এই ব্যাপারটা ভাবিনি। কারণ হলো কি আমি উত্তোলনের কোন পথ পাচ্ছি না। যে তখন চিন্তায়, চিন্তায় আসলে সব দুঃচিন্তা হয়ে যাচ্ছে যে কোনটাই নিতে পারতেছি না। তখন একটু মনে হচ্ছে একটু স্বাভাবিক লাগতেছে আরকি।
জ্বি। হু, হুম। ও। হু, হু। হু। হুম। হুম। আচ্ছা। হু, হু। হু। হু। আচ্ছা। হুম। হু, হু। হুম। হুম। ওহো! হু, হু। জ্বি। হুম। হু। ও! জি আপনি পাশাপাশি আরো কিছু করতে পারেন যে, যেহেতু আপনি বলছেন আপনার ভিতরে আসলে একটি আ সুন্দর একটা পরিবেশ গঠন করার মতো একটা মানসিকতা আমি দেখতে পাচ্ছি। তো এই বিষয়টি আসলে আপনি আ এ এভাবে চেষ্টা করতে পারেন যে আসলে আ কোন কাজগুলোর উপরে আপনার খুব একটা ফোকাস দেওয়া জরুরি। তো সেই কাজগুলোকে আপনি আলাদা করে ভাগ করে নিতে পারেন এবং অ্যা যেই সময়ে আপনার কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি সেই সময়টাকেই আপনি আসলে যথাযুক্ত উপযোগী হিসেবে অ্যা সেই সময় কাজগুলো করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি এই কাজটি করতে পারেন যে আপনার আসলে অ্যা প্রতিদিন আ কাজের যে একটা আ রুটিন, সেটাকে আপনি এমনভাবে maintain করবেন যে যেখানে আসলে আপনার আ ১ম যে important কাজগুলা, সেগুলো যেন ৩ টা বা ৪ টার অধিক না হয়। বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যখন এই কাজগুলো যখন আপনি আ বারবার করতে থাকছেন, তো একটা পর্যায় হচ্ছে কি আপনি একটা একঘেয়েমিতে বসছেন। তখন আসলে না আপনি আ সবকিছু থেকেই আসলে নিজেকে তখন গুটিয়ে ফেলতে মন চাবে। তো আপনি এই বিষয়গুলো থেকে আরেকটু বেশি যদি আ performance চান তো সেক্ষেত্রে আপনার উচিত আসলে কোন কাজগুলোকে আগে আ ভাগ করে নেওয়া এবং অ্যা কোন কাজগুলো আসলে অতিব জরুরি, সেই কাজগুলো একটু আনন্দর সাথে করা বা আপনার যেই অ্যা team members আছে, তাদের সাথে আরেকটু আ gossip করে হোক বা সেটা একটু অ্যা friendly ভাবে তাদের সাথে শেয়ার করে হোক, সেভাবে করে কিন্তু আপনি একটু আগাইতে পারেন এবং অ্যা এর পাশাপাশি আপনি দৈনিক আপনার অ্যা শারীরিক যেই ব্যায়ামগুলা রয়েছে, বা তাছাড়া আপনি যদি নিজেকে একটু অবসর সময় দেন, তো সে থেকে আপনার মানসিকভাবেও অনেক অ্যা উন্নতি হবে এবং আ সেটি আপনার কাজে মনোযোগ আনতেও কিন্তু বাধ্য। পাশাপাশি আপনি যেহেতু অ্যা যদি রাতে আপনার অ্যা ঠিকঠাকভাবে ঘুমটা হয়, সেটা হচ্ছে কিনা সেটা আপনি একটু খেয়াল রাখবেন। যে আসলে আপনার ঘুম হচ্ছে কিনা এবং আপনার আ মনোযোগ ধরে রাখতে পারে এমন কিছু অ্যা বিষয় আপনি অ্যা করছেন কিনা, সেটা খা খাবার-দাবারের মাধ্যমেও কিন্তু হয়ে থাকে। তো এই বিষয়গুলো যদি আপনি সম্পূর্ণ একটু balance করে চলতে পারেন, তাহলে আশা করছি আপনার যেই মনোযোগের যেই একটা ঘাটতি বা আপনার কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার যে একটা শূন্যতা, সেটা হয়তোবা অনেকাংশে পূরণ হতে পারে। তো এভাবে কি কখনো চেষ্টা করা হয়েছে কিনা?
জি অবশ্যই। আচ্ছা। জি। আচ্ছা। উম জি। উম জি। হুম। আচ্ছা। জি। আসলে ব্যাপারটা হলো কি, হ্যা যে আপনি যে ব্যাপারগুলা বললেন, অ্যা সত্যিই কিন্তু অ্যা এই ব্যাপারগুলাতেও কিন্তু মাঝে, মাঝে অনেক effect পড়ে যাচ্ছে। যেমন কখনো, কখনো চাপে দেখা যাচ্ছে আমি সঠিক সময়ে যে দুপুরে খাবারটা, lunch টা করবো, অ্যা সেটা হচ্ছে না। মনে হচ্ছে দুপুরে খাবার বিকালে হয়ে যাচ্ছে। তো তখন দেখা-যাচ্ছে অল্পতেই মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে যে আসলে একটু ব্যায়াম করবো বা শরীরটা fit রাখবো, সেটাও হচ্ছে না আরকি। অনেক রাত পর্যন্ত মাঝে, মাঝে কাজ করতে হচ্ছে, ল্যাপটপে অনেক কাজ করতে হচ্ছে। তো ভাবতেছি যে একটু লেট করে ঘুমালে হয়তোবা কালকে একটু pressure কমবে। তো এইভাবে যে একটু রাতটা একটু পার করতেছি তখন দেখা যাচ্ছে যে আবার পরের দিনে ঘুম থেকে উঠেই সঙ্গে, সঙ্গে যেগ ব্যায়াম করার একটু সময় পাবো, সেটা কিন্তু পাচ্ছিলাম না। তো তখনই আবার অফিসে চলে যেতে হচ্ছে। অফিসে গিয়ে presentation আবার দেখা যাচ্ছে আমার সেই field এ যেতে হচ্ছে। তো ব্যাপারটা কিন্তু আমার সাথে প্রত্যেক নিয়ত যাচ্ছে। আর আমি ভাবতেছি হয়তো আজকে একটু বেশি কাজ করলে কালকে একটু কমে যাবে। তো অ্যা কোনোভাবেই কমতেছে না। দেখা-যাচ্ছে প্রত্যেক নিয়ত client এর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। অফিসের জন্য ভালো হচ্ছে। কিন্তু নিজের মন মানসিকতার জন্য ভালো হচ্ছে না আরকি। তো <scoffs> কখনো কখনো নষ্ট হয়ে যাচ্ছে কাজ অ্যা থেকে বিরত হয়ে যাচ্ছি, মনে হচ্ছে এইরকম হয়ে যাচ্ছে। তো আপনি অনেক পরামর্শ দিলেন যে আসলে, খাবার-দাবার, নিজের শরীরের প্রতি যত্ন নিলে কিন্তু আসলে কাজে মন বসবে। তো এই ব্যাপারটা কিন্তু যখন আমি দেখেছি যে দুপুরে যখন ক্ষিদা লাগে, সময় মত খাওয়া হয় না, তখন কিন্তু সত্যি কোনো client আসলে তাকে বিরক্ত মনে হয় যে, boss এর কথাতেও অল্পে একটু মেজাজ খিটখিটে হয়ে যায়। রে হুট করে তাকে কি বলব? তো সত্যি, আসলে এই বিষয়গুলো যদি আমি ফলো করি আর এখন একটু ভালো লাগতেছে। অ্যা কারণ হলো আমি, প্রত্যেকটা ছোট হোক, বড় হোক সমস্যাগুলো কিন্তু আমি খেয়াল করি না। আমি খালি দেখি যে কাজে কি সমস্যা হচ্ছে। কিন্তু সমস্যাগুলা যে কখনো, কখনো আমার ভিতরে হচ্ছে, এটা কিন্তু আমি খুঁজতেছি না। তো আপনি বললেন যে আসলে নিজের সমস্যাগুলা, নিজেকে একটু যত্ন নেন। নিজে যদি আমি ভালো থাকি তাহলে হয়তোবা কাজ করতে পারব। এজন্য অল্পতেই দেখা যাচ্ছে, মনোযোগ হারাচ্ছি। তো আপনি বললেন যে আসলে মনোযোগ কি, কি কাজে হারাচ্ছেন বা কি ভালো লাগতেছে এই বিষয়গুলো note down করেন। হ্যাঁ আসলে আ হচ্ছে কি যে, মাসের শুরুতে যখন আমি কাজ করতেছি, তখন দেখা যাচ্ছে ভালো লাগতেছে। তো যখন শেষের দিকে অনেক চাপ বেড়ে যাচ্ছে। দিনগুলাতে এমন যাচ্ছে, ১ম দেখা-যাচ্ছে সকালে শুরু করতেছি, বুঝতে পারতেছি না। কিন্তু মনে হচ্ছে যে ভালো করে কাজ করবো, ভালো করে কাজ করবো। কিন্তু বারবার না ওই মিস হয়ে যাচ্ছে। কোনো কাজেই ঠিকঠাক মতো করা হচ্ছে না। কোন কাজে কত সময় দিবো। তো যখন অফিস একগাদা কাজ নিয়ে আবার বাসায় যাচ্ছি, তখন কিন্তু বুঝতেছি আসলে সময় মতো যদি কাজটা করতে পারতাম, হ্যাঁ? তাহলে হয়তোবা শেষ হতে হয়।
হুম। জি। হুম। আচ্ছা। জি, আপনার কথাগুলো শুনে আসলেই আ মনে হচ্ছে যে, আপনি চাচ্ছেন যে এই barrier থেকে বের হতে। এবং নিজেকে একটু গুছিয়ে সুন্দরভাবে জীবনটা আসলে পরিচালনা করতে। এই উদ্যমটা এবং এই একটা পরিকল্পনা যে আপনার মধ্যে রয়েছে এটিই আসলে আ খুবই প্রশংসার যোগ্য। তো আপনি আ আপনার আ দৈনন্দিন যেই আ জীবনটা রয়েছে। তো, সেখানে আপনি যদি আ একটু পরিবর্তন কিছু আনেন। যে আপনি নিজের জন্য একটু সময় বের করে নেন এবং নিজেকে একটু আ যদি অবসর সময় নিজের যে জিনিসগুলো করলে ভালো লাগে। বা আপনাকে যেগুলা আসলে আনন্দিত করে। এই কাজগুলো যদি আপনি করেন। তো সেক্ষেত্রে হবে কি? আপনার নিজের প্রতি একটা যত্ন নেওয়া হচ্ছে এবং নিজেকে একটু আনন্দিত করা হচ্ছে। পাশাপাশি আপনি আ আপনার যে কাজগুলোর প্রতি আসলে আ আপনার আ ভালোলাগা বোধ কাজ করে বা যেগুলো আসলে মনে হয় যে এগুলা একটু গুরুত্বপূর্ণ বেশি। আপনি সেগুলোকেই আসলে শুরু করবেন। তবে সেটা এমন না হোক যে, বোঝার আ জনিত বা কোনো একটা নিজের একঘেয়েমি জনিত বা নিজের আ ভালোলাগা না থেকে জনিত, এমন কোনো সমস্যা না হোক। আপনি যেই কাজই করবেন, চেষ্টা করবেন সেটা আসলে আনন্দের সাথে করতে। সেটা যেকোনো ছোট-বড় যেকোনো কাজই হতে পারে। এবং পাশাপাশি আপনি যদি এই সমস্ত কিছু একটু সীমা নির্ধারণ করতে পারেন। যে আপনি একটা টার্গেট নিয়ে কাজ করলেন। যে আ না, আপনার এই সময়ের মধ্যেই শেষ করা উচিত। বা আপনার আ এই কাজটাকে আপনি খুব একটা বেশি lengthy করবেন না। তো এইভাবে আপনার অভ্যাস ঘট গঠন করতে পারেন। আশা করছি, এই বিষয়গুলো আপনার জন্য ফলপ্রসূ হতে পারে।
উম জি। উম জি। উম জি। আচ্ছা। জি, আসলে এখন সত্যি বলতে কি? যে, একটু মানসিকভাবেও ভালো লাগতেছে। কারণ এতো প্রেশার যাচ্ছে যে, দেখা যাচ্ছে তাল মিলিয়ে ফেলতেছি। এ আমার কলিগগুলাও কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করে। তাদের এতো প্রেশার হয় না, আমারই হচ্ছে। তো আমার এই রুটিনে আমার সবকিছুতেই ভুল ছিল। তো আপনি ভুলগুলো ধরায় দিলেন এবং অনেকভাবে পরামর্শ করলেন, সাহায্য করলেন। আপনাকে অনেক ধন্যবাদ।
জি। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইলো।